হ্যাঁ আচ্ছা, এগুলা গুলা কিন্তু মানে মানুষের যে সাপোস আপনি ডিপ্রেশনে আছেন অনেক বা আপনার কিছু ভাল লাগতেছে না। আপনি, আপনি তখন এই যে অরিগ্যামির কথাগুলা বললেন বা কাগজ দিয়ে কোন কিছু বানানোর খেলনা, এটা কিন্তু আপনার মানে মনে বা ব্রেন এ একটা প্রশান্তি দেয়। এই যে ছোটবেলায় নিয়ে চলে যায় আপনার একপ্রকার
হ্যাঁ। হুম। হুম, হুম। হ্যাঁ। ঠিক, ঠিক। অবশ্যই কমে। আর হচ্ছে, আর তাছাড়া এটা আমাদের অনেক ধরনের আ সেন্স ও মানে উন্নত করে। যেমন ঐ যে আমি বললাম মনোযোগ শক্তি যেটা বাড়ায়। যেমন হ্যাঁ, মনোযোগ শক অনেক বেশি বাড়ায়। আর তারপরে মাথার মধ্যে ধরেন অনেক চাপ থাকলে সেটা মানে কিছুক্ষণ আপনি মন দিয়ে এরকম কাগজ দিয়ে, বা আপনার মাটি দিয়ে কিছু বানালে বা আপনি যদি ছবিও আঁকেন দেখবেন যে আপনি কিন্তু অনেক
ডিপ্রেশন টা কমে। জি। হ্যাঁ, মনোযোগ শক্তিটা অত্যাধিক বাড়ায় এটা। হ্যাঁ। মাটি দিয়ে বানানোটা কিন্তু একটা অনেক বড় একটা আর্ট এটা আপনি বলতে পারেন। অনেক কিছুই বানানো যায়।
হ্যাঁ মা এবং সেটা মাটি দিয়ে অনেক কিছু বানানো যায় এবং মাটি যে প্রস্তুত করা আপনি, যে শুধু একটু নোংরা মাটি তুলে নিয়ে বানালে কিন্তু ওটা ভেঙে যাবে। কিন্তু আপনার মাটিটা হচ্ছে গিয়ে আপনি ওই যে একটু পানিতে ভিজিয়ে, গুলিয়ে, হ্যাঁ, এটেল মাটি হই।
হ্যাঁ। এটা এটেল মাটি হওয়া লাগে বিশেষ করে। এটেল মাটি ছাড়া কিন্তু আপনার যে, মানে আপনি যে কারুকার্যের যে কথা বলছেন, ওগুলা কিন্তু নষ্ট হয়ে যাবে। এটেল মাটি ছাড়া আপনার মানে ঠিকই হবে না বা মেক ই করা যাবে না এগুলা।
থাকে না, টেকে না। হ্যাঁ, হ্যাঁ। ভেঙে যায়। ভেঙে যায়। শুকানোর পরে ফেটে যায়। হ্যাঁ আর হচ্ছে, অবশ্যই আর
হ্যাঁ, এগুলা একটা আর্ট। এগুলা অনেক বড় একটা আরকিটেকচার বলতে পারেন।
আ আর্কিটেকচারের মধ্যে পড়ে, ধরেন আপনি যদি এটা মনে করেন, আমি এটা মানে আপ আমি তো করব আমার ব্যক্তিগত আনন্দের জন্য। সেটা হচ্ছে একদম মানে বাজেও হত হয় আর কি। আমি যে খুব ভালো পারি তা না। কিন্তু আমার করতে ভালো লাগে এবং ছোটবেলায় আমার মনে আছে আমি মাটি দিয়ে দাবা আছে না, দাবার গুটি মানে তৈরি করেছিলাম। করার পরে শুকিয়ে সেটা রং করেছিলাম ২টা আলাদা আলাদা। ঐ যে রাজা, মন্ত্রী, সৈন্যে, গোরে হ্যাঁ, এগুলোরও তৈরি করেছিলাম এবং এটা আমি এ একদম, একদম সেগুলো এক একটা খুবই মানে হাস্যকর এক একটা আকৃতি হয়েছিল। আ তো এটা আমি, হুম এবং বড় হওয়ার পরে, আমি এটা খুঁজে পেয়েছিলাম এবং মানে কোথ একটা ঘরের কোন একটা জায়গায় ছিল। আমি ওটা পাওয়ার পরে আমার মানে এত অদ্ভুত লেগেছিল।
জি। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা। হ্যাঁ। দাবার গুটি বানিয়েছেন। <laughs> ছোটবেলায় তো এমনই হওয়ার কথা। জি। জি।

আপনি কি ঘুড়ি ওড়াতেন? ঘুড়ি বানাতেন বা ওড়াতেন?
হ্যাঁ, ঘুড়ি হ্যাঁ। ঘুড়ি আমি বা ঘুড়ি আমি আ বানাইছি, উড়াইছি, ২ টাই করছি।
আচ্ছা, তো ঘুড়ির ব্যাপারটা আমি আসলে অনেককে ওড়াইতে দেখেছি। কিন্তু আমি ঘুড়ি বানাতে পারত মানে উড়াতে পারতাম না। এটা আমার একটা দুঃখ।
এ্যা ঘুড়িটা, ঘুড়ি উড়ানোও একটা আর্ট। হ্যাঁ, ঘুড়ি উড়ানো একটা আর্ট, একটা অনেক শখের বিষয়।
হ্যাঁ, এটা বাতাস সম্পর্কে, বাতাস সম্পর্কে অনেক ধরনের মানে সূক্ষ্ম সেন্স কাজ করে, যেটা আমা আমি আসলে একেবারেই ধরতে পারিনি বিষয়টা। <snorts>
হ্যাঁ। যেটাপ মানে ঘুড়ির ব্যাপারটা যদি আমি বলি, যে বাতাস যেদিকে যায় তার উল্টা দিকে ঘুড়িটা থাকে আরকি। বাতাসের প্রেসারে ঘুড়িটা উপরে ওড়ে। আর ঘুড়ি যেটা কন্সট্যান্টলি যে আকাশে থাকে না, ওইটা থাকে একটু উপরে আকাশের। আকাশের উপরে বাতাসটা থাকে কি কন্সট্যান্ট। যেমন নিচে বাতাস থাকে, থাকে না, এমন না। উপরে বাতাসটা কন্সট্যান্ট থাকে তো, এইজন্য ঘুড়িটা উপরে গিয়ে দেখবেন স্থির হয়ে থাকে।
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। একটা টান। হুম। আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আমি এটা দেখেছি, আমার মানে ছোটবেলায় আমার বন্ধু-বান্ধবরা ওড়াতো, আমার মানি চাচাতো, মামাতো ভাইবোন যারা ওরা ওড়াতো। আমার নানা হচ্ছে খুব ভালো ঘুড়ি বানাতে পারতো। আমি নিজেও অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। তো এটা আমার একটা ব্যর্থতা হ্যাঁ, আর যেটা হচ্ছে আমার বিশেষ স্মৃতি বলতে আরকি আমার হচ্ছে একটা প্রিয়, একটা ম মানে খেলনা বলতে কি একটা মাটির একটা গাছ ছিল, বেশ বড় মোটামুটি। সেটার ডালে হচ্ছে, আহ! দুটো ওম বসে থাকতো হচ্ছে, আম আম পাখি, ৪ টা পাখি বসে থাকতো। তো আমি মানে আ তখন কত আমি 4-5 এ পড়ি। আমার আ একটা বান্ধবী বাসায় আসছিলো এবং ওটা নিয়ে খেলতে, খেলতে, ওটা সে ভেঙে ফেলছিল। তো বিষয়টা আমাকে এতটা মন খারাপ ক আমার এখনো মনে পড়ে এবং মনে পড়লে আমার খুবই খারাপ লাগে <chuckles> হ্যাঁ, আর তাছাড়া জীবনে খেলনা তো অনেক ভূমিকাই রে রাখছে। যেমন আমার এখনো যদি হচ্ছে মন খারাপ থাকে, আমি মাটি ছেনতে মানে মাটি দিয়ে পটারি করতে ভালোবাসি। তো ওই ওচ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, মনটা কিন্তু বেশ ফ্রেস হয়। আর আপনি যে অরিগেমির কথাটা বললেন না, আমি আসলে সেটাও করি। সেটাও কিন্তু আসলে আমার মানে কাগজ ভাঁজ করা বা এই জিনিসগুলো প্রচুর আমার মাথা ঠান্ডা রাখে, আমাকে ফোকাস করতে সাহায্য করে।
হ্যাঁ। আ হ্যাঁ, না, না, ঐযে হ্যাম হুম। আচ্ছা। জি। আহা! <chuckles> আ মন খারাপ হয়। আচ্ছা। হ্যাঁ, এটা কিন্তু করলে মনটা কিছুটা ভালো হয়। হ্যাঁ। জী।